আচ্ছা, আমি না আসলে খুবই একটা সমস্যার মধ্যে দিয়ে মানে যাচ্ছি আরকি। তো এমন আসলে সমস্যাটা হচ্ছে যে পে পরিস্থিতিটা দেখা যাচ্ছে কি যে কোনো কাজই আসলে আমি ঠিকমত করতে পারছি না এবং আ মানে এখন আসলে কি করব বা কি করা উচিত? এক ধরনের এতই বিরক্ত লাগছে যে বুঝেও উঠতে পারছি না। তো একটু যদি আসলে সাহায্য করতেন?
আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, আপনার কথা শুনে যতটুকু অ বোঝা যাচ্ছে আপনি হয়তোবা কোনো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত আছেন আসলে। যেটা হয়তোবা আপনাকে আসলে কাজের ক্ষেত্রে অনেকটা বাঁধা সৃষ্টি করছে। তো যদি একটু খুলে বলতেন আসলে ঠিক কি সমস্যার কারণে আপনার মধ্যে আসলে এই ধরনের একটা খারাপ লাগা কাজ করছে?
উ হু। জি। আচ্ছা আসলে অ্যা যেরকমটা হয়েছে যে আগে আমি আসলে দেখা যেত কি? অনেক কাজই করতাম বা দিনে মানে একটা ভালো পরিমাণে কাজ করা হতো। এবং সত্যি কথা বলতে যে অ্যা দিনে ৪-৫ টা কাজ যদি আমি আসলে করা লাগতো, দেখা যেত যে ঠিকঠাকভাবে করে ফেলতে পারতাম। এখন যেটা হয়েছে যে
হ্যাঁ।
বিগত এক বছর ধরে মানে আমি না একটু আসলে অ্যা কি বলব? যে নিজেরই আসলে দোষ। অ্যা যে আমি একটু ফোনের প্রতি আসক্তটা মানে বেশি বেড়ে গিয়েছে, হ্যাঁ?
তা
এবং যেটা হচ্ছে যে আমার আসলে মানে ওই যে ফোনের যে আসক্তিটা এটা মানে প্রধানত আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার এই আ ধরেন হচ্ছে গিয়ে যেই অ্যাপগুলা রয়েছে ওই এম যত অ্যাপ রয়েছে সবগুলোই আমার একটু বেশি চালানো হচ্ছে এবং দেখা যাচ্ছে কি যে আমি মানে আগে যে কাজটা আসলে ১ ঘন্টায় করতে পারতাম, এখন ওই কাজটা আমার করতে লাগছে আপনার আ প্রায় ২-৩ ঘণ্টা। তো মানে এখন আসলে এই এত সময় লাগছে একটা কাজ এবং দিন শেষে দেখি কি যে আমার ৫ টা কাজের জায়গায় দেখা যাচ্ছে যে ২ টা কাজ আসলে সম্পন্ন হচ্ছে এবং আ বাকি কাজগুলো আমি করতেই পারছি না। তো এইভাবে যে আসলে আমি জীবন থেকে এক ধরনের পিছিয়ে যাচ্ছি বা আমার যে কাজগুলা জমে যাচ্ছে আমার জন্য এক ধরনের অতিরিক্ত চাপের আসলে আ মনে হচ্ছে এবং অ মানে সত্যি কথা বলতে কি যে কি করব বুঝতে পারছি না আসলে।
জি। ধরেছি। আচ্ছা। উড়েছি। আসলে আপনার কথা শুনে আমি যতটুকু বুঝলাম আসলে আপনি হয়তোবা একটু মোবাইলে আসক্তি হয়ে গিয়েছেন। যার কারণে আসলে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। এবং আমি আসলে সত্যি কথা বলতে আপনার কষ্টের জায়গাটা উপলব্ধি করতে পারছি। তবে আপনি হতাশ হবে না। আসলে ইয়া চেষ্টা করলে পরিবর্তনটা আনা সম্ভব। তো যেহেতু আপনি আ বললেন যে হঠাৎ করে এই পরিবর্তনটা এসেছে। তো এই যে পরিবর্তনটা আসলো আপনি যে হঠাৎ করে মোবাইলের প্রতি একটা আসক্তি একটা হয়ে গেল আপনার। মানে এর আগে আসলে আপনার লাইফস্টাইলটা কি ছিল? মানে ঠিক কি কারণে আসক্তিটা হয়েছে এটা কি আপনি বুঝতে পেরেছেন?
উ হুম। জি। আচ্ছা। জী, আসলে এর আগে আমার যেটা হতো কি? লাইফস্টাইল টা এরকম ছিল যে ফোন আমার খুবই দরকারে চালানো হত সত্যি কথা বলতে। আম ধরেন যেই কাজে আসলে ফোন একদম লাগবেই, ওই কাজে একটু চালাতাম। আর বাকি সময় আসলে ফোনটা এত কাছে রাখতাম না বা ওভাবে না বুঝতামও না। এত একটা সোশ্যাল মিডিয়া তে অ্যাকটিভ ও ছিলাম না। তো এরপরে আসলে কি হলো বুঝলাম না। যে সোশ্যাল মিডিয়া আ তে একটু চালানো কয়েকদিন শুরু করলাম এবং দেখা গেল কি যে মানে সোশ্যাল মিডিয়ার এ রিলস যে যেটা আছে না। ওটার প্রতি এক ধরনের অতিরিক্ত আসক্তি আমার তৈরি হয়েছে এবং দেখা যায় কি যে ওই একটা ভিডিও আসলে দেখা শুরু করলে কখন যে আমি মানে অ্যা ১০টা, ২০টা ভিডিও দেখে ফেলি এবং কখন যে আমার এই সময়গুলা চলে যায়, আমি আম নিজেও মানে খেয়াল থাকে না। বরং আ অ্যা ২০ টা ভিডিও ১০ টা ভিডিও দেখার পরে দেখি কি? যে আমার ২ টা, ৩ টা কাজের সময় শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে কিন্তু আমার অনেক অনুতপ্ত আসলে বোধ হয়। তো সমস্যাটা তো শুধু আসলে এইটা না। ধরেন এই যে সোশ্যাল মিডিয়া তে অ্যাকটিভ হলাম, এরপর থেকে দেখা যাচ্ছে কি বিভিন্ন গ্রুপে, বন্ধু-বান্ধবের সাথে দেখা যাচ্ছে কথাবার্তা হয়। এবং তারা যেটা করে যে ধরেন কোনো একটা কিছু আ দিল মেসেজ দিল অথবা কোনো একটা পোস্ট শেয়ার করলো, আমার নোটিফিকেশন টা বেজে উঠে। এবং আমি যেটা হচ্ছে যে ১০ টা নোটিফিকেশনের থেকে ১ টা নোটিফিকেশনিউ যদি ঢুকি। এরপরে যদি একটু scroll করি তাইলেই মনে করেন আমার একদম শেষ। ধরেন আর আ থামতি নাই। চলতেই থাকে, মানে চলতেই থাকে। এবং আ আমি না খুবই বিরক্ত হয়ে গিয়েছি সত্যি কথা বলতে। এই বিষয়টা এক ধরনের মানে শরীরে একটা জেদ এনে দিয়েছে যে আমি মানে কাজগুলা শেষ করতে পারছি না। বা আ সবাই সব কাজ করতে পারে। আমি কেন আসলে পিছিয়ে যাব শুধুমাত্র একটা ফোনের কারণে? তো আ এ এ কিন্তু আসলে দেখা যাচ্ছে কি যে আমি মানে এটার থেকে যে বের হব এইটারও কোনো উপায় আমি ঠিকমত জানি না। তো একটু আসলে আপনার থেকে সাহায্যটা মানে চাচ্ছিলাম আরকি।
আচ্ছা। বুঝেছি। উ জি। উম আচ্ছা। বুঝেছি। আচ্ছা। উ হু। হ্যাঁ, আসলে আমি অ্যা বুঝতে পেরেছি আসলে আপনি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত আসলে, যথেষ্ট চিন্তিত। কারণ আপনি যেমনটা বললেন আসলে এইটা এমন একটা অভ্যাস আপনার পরিণত হয়ে গিয়েছে যে, আসলে আপনি ঠিকভাবে কাজে মনোযোগী হতে পারছেন না। আবার কাজ ঠিকঠাকভাবে সেরেও ফেলতে উঠতে পারছেন না। তো আপনার চিন্তার জায়গাটা আমি বুঝতে পেরেছি। তবে
হুম, হুম। উম জ্বী। হুম, হুম।
এই যে, পরিবর্তনটা, আমি অ্যা যতটুকু আসলে আপনার কথা শুনে বুঝতে পারলাম। আপনি হয়তোবা আসলে দেখা যায় কাজের বিরতি নেওয়ার সময় আসলে একটু মোবাইল দেখতে যেয়ে সময় অনেকটাই পার করে ফেলেন যেটা আসলে বুঝতে পারেন। এবং এই যে, লবলেন যে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও কিংবা রিলস দেখতে, দেখতে আসলে আপনার অনেকটা সময় চলে যায়। মানে এটা আসলে অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে হচ্ছে যতটুকু বুঝতে পারছি। তো আমার মনে হয় আসলে আপনি যদি আপনার ফোনটা সাইলেন্ট করে রাখেন, ঠিক আছে? সেটা আপনার জন্য ভালো হবে। তাহলে ওই যে, নোটিফিকেশনে তারা আপনাকে আসলে কাজে বিরক্তি করবে না। তবে হ্যাঁ, হতে পারে অফিসে অফিসিয়াল গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা ফোন আসতে পারে। তো সেক্ষেত্রে ওই যে, আপনি বললেন যে, আপনার বিভিন্ন গ্রুপ থেকে বা বন্ধুবান্ধবরা মেসেজ আসে, ওই ধরনের অ্যাপস গুলো আপনি অফ করে রাখতে পারেন, নোটিফিকেশন টা। তাহলে কিন্তু আসলে ওই যে, অ্যাপ নোটিফিকেশন দেখতে গিয়ে বিরক্তির জায়গাটা থেকে আপনি একটু আশ্রয় পাবেন। আর আমার মনে হয় যে, আপনি যখন ওই যে, বিশ্রামের সময় যখন ফোন দেখেন, সেটা না করে একটু হাঁটাচলা করা বা একটু চেয়ারে বসে নিজে একটু নাড়াচড়া করা, ঠিক আছে? বসে একটু পানি খাওয়া বা একটু চা খাওয়া। এই কাজগুলা করলে আমার মনে হচ্ছে যে, আপনার ওই যে, অন্য মনোযোগী হয়ে যাওয়ার যে, একটা বিষয়। যে,- আপনি আসলে ফোন দেখতে গিয়ে অনেকটা সময় ব্যয় করে দিচ্ছেন। এই জিনিসটা আমার মনে হচ্ছে একটু শিথিল করা সম্ভব হবে আপনার জন্য। আপনি চেষ্টা করে দেখতে পারেন। এর বাহিরে কি আপনি আসলে কখনো কিছু চেষ্টা করে দেখেছেন?
উম জ্বী। হুম, হুম। জ্বী। হুম, হুম। হুম, হুম। জ্বী। জ্বী। হু, হুম। আচ্ছা। না, আসলে তো আ সত্যি কথা বলতে ওভাবে তো কখনো চেষ্টা করে দেখা হয়নি। বরং আপনার যে প্রক্রিয়াগুলা বললেন এগুলা কিন্তু মানে আমার কাছে খুবই অবাক করা লাগছে যে এগুলা কিন্তু আসলে আমার করে দেখা উচিত ছিল আগেও। এবং আমি কিন্তু এটা ওভাবে ভেবে দেখিনি। তো আ আপনি যেরকমটা বললেন যে ফোনটা সাইলেন্ট করে রাখা হ্যাঁ? এবং দেখা যাচ্ছে যে নোটিফিকেশন টা অফ করে রাখা। এটা কিন্তু আসলেই করা যেতে পারে। এবং আ মানে আ এছাড়াও যে বললেন আমার দেখা যাচ্ছে কি যে আ কাজগুলা আসলে মানে একসাথে আ টানা না করে মাঝখানে যদি একটু বিরতি নিয়ে আ ও মানে ধরেন হচ্ছে কি একটু হাঁটাচলা করা বা আ একটু বসে পানি খাওয়া এটা কিন্তু আসলেও করা যেতে পারে। আ তবে সত্যি কথা বলতে কি যে আ আপনার আ যেটা বললেন যে আমার নোটিফিকেশন অফ বা সাইলেন্ট করে রাখার বিষয়টা এটা না আমার জন্য এখন একটু
হ্যাঁ।
কষ্টকর হয়ে গেছে এই কারণে একটু না আসলে এক ধরনের মানে আ সম্ভব না। এই কারণে যে আমার দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের আসলে আ মেইল বা ধরেন আমার ইউনিভার্সিটি থেকে গুরুত্বপূর্ণ জিমেইল থেকে বা মেইল আসে এবং আ যেটা হয় যে আমি তো গ্রুপ প্রজেক্ট করি সেখানে দেখা যাচ্ছে যে আপনার উ ওই যে আ মেসেঞ্জার আছে না? মেসেঞ্জার এ তো গ্রুপ থাকে। তো সেই গ্রুপ এর থেকে কিন্তু আমার অনেক ধরনের আসলে কথোপকথন করা লাগে। তো হঠাৎ করে য যদি আমি আসলে কোন গুরুত্বপূর্ণ জিনিস মানে মিস করে ফেলি এটাও তো একটা সমস্যা। তো আ এইটা যখন ভাবি দেখা যাক কি যে আগে কিন্তু এই জিনিসটা আমি একবার চেষ্টা করে দেখেছিলাম। যে না <swallows> আমি আসলে ফোনটা সাইলেন্ট করে রাখবো বা একদম আসলে বন্ধ করে রাখবো যেন কোন ধরনের সমস্যাটা না হয়। তবে ওই সময় যেটা হয়েছিল যে, আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ বা আমার যে কাজ এটা মিস করে ফেলেছিলাম। তো এরপরে থেকে আবার আসলে চালানো শুরু হল এবং ওই তো সেই আ একই আসলে আমার সময়টা কিন্তু খেয়ে ফেলছে সোশ্যাল মিডিয়া। তো এখানে আমার একটা সমস্যা যে মানে এটা আসলে সম্ভব হচ্ছে না। তো এছাড়া কি আসলে আর কোন প্রক্রিয়া বা কোন কিছু কি মানে আমার করা উচিত?
ও আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। তা তো অবশ্যই। হ্যাঁ। দেখুন, আমার মনে হচ্ছে এই যে, আপনার মানে আপনি যেটা বললেন এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে, যদি আপনি নোটিফিকেশন অফ করে রাখেন, তাহলে আপনার আসলে ঐ যে, ইম্পোর্টেন্ট মেসেজ গুলো মিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তবে এই যে, আপনারা যে, আসলে বললেন যে, বন্ধু বান্ধবের গ্রুপের যে আপনি চাইলে কিন্তু ওই গ্রুপ গুলো আপনি চাইলে স্পেসিফিকালি মিউট করে রাখতে পারেন। ঠিক আছে? এই অপশন ও কিন্তু পাওয়া যায়। তা আমার মনে হয় এটা করলে আসলে তখন মানে এই সমস্যাগুলো হবে না। এবং বন্ধুদেরকে আপনি জানিয়ে রাখবেন যে, আসলে আপনি যখন আ অফিসে থাকবেন, তখন হয়তোবা আসলে আপনি তাদেরকে সময় দিতে পারবেন না। তো তখন হবে কি যে, ওই গুরুত্বপূর্ণ মেসেজ গুলো চেক করে আপনি আবার বের হয়ে গেলেন। ঐ বন্ধুদের গ্রুপটাও চেক করলেন আরকি। আর যেটা হচ্ছে যে, আপনি চাইলে একটু বন্ধুদের সাথে এই যে, কি বলে মানে অফিসের শেষে বা একটু অবসর সময়ে ছুটির দিনে বা তাদের সাথে সরাসরি যোগাযোগ করলেন। সেটা আপনার জন্য আসলে আমার মনে হয় আরেকটু ভালো হবে, স্বস্তিদায়ক হবে। আমার মনে হয় এভাবে আপনি যদি করে দেখেন তাহলে হয়তোবা আপনার প্রতি কাজের প্রতি মনোযোগও আসবে। আর ওই যে, অপ্রয়োজনীয় অনেকটা সময় পার করার প্রবণতাটাও আসলে কমে যাবে আশা করছি। আর আরেকটা বিষয় চেষ্টা করবেন প্রতিটা দিন পর্যাপ্ত বিশ্রাম করা। কারণ অনেক সময় হয় কি যে, বিশ্রামের অভাবেও কিন্তু ঘুমের সমস্যা হতে পারে। তো আমার মনে হয় এই বিষয়গুলো যদি আপনি একটু আ মেনে চলেন আপনি একটা ভালো ফলাফল পাবেন।
জি। হুম, হুম। জি। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, না আসলে আপনি খুবই চমৎকারভাবে আমাকে পরামর্শগুলা দিলেন। ওগুলা কিন্তু আ আমি মানে আগে কখনো ভেবে দেখিনি। বরং আ যেটা করেছি যে, এক ধরনের খামখেয়ালি কিন্তু বলা যায় করে এসেছি, তার কারণে দেখা যাচ্ছে কি যে, আমার এই একটা বছর মানে খুবই আমার কাছে মনে হচ্ছে যে, নষ্টই করে ফেললাম। তবে হ্যাঁ, আসলে আমি যেহেতু আপনার পরামর্শ মানে দিলেন এবং আমি এটা দেখে আসলে বুঝতে পারছি যে, আমার কিন্তু এখনো সুযোগ রয়েছে যে, এই প্রক্রিয়াগুলো যদি আমি একটু করতে পারি ধরেন হচ্ছে গিয়ে আপনি বললেন যে, ১মে একটু সাইলেন্ট করে রাখার ওব যে, বিষয়টা এবং পরবর্তীতে কিন্তু আরো মানে দারুণভাবে বললেন যে, আ যেই অ মানে মানুষের কাছ থেকে আমি আসলে মেসেজটা চাচ্ছি তার তারটা বাদে আসলে বাকিদেরগুলা মানে মিউট করে রাখার বিষয়টা, এটা খুবই আসলে ভালো লাগলো এবং আ সত্যি কথা বলতে কি ওই যে, আ মানে একটু বিরতি নিয়ে ধরেন হাঁটাচলা করা বা একটু পানি খাওয়া বা একটু শ্বাসপ্রশ্বাসের যেই কথাটা বললেন এটাও কিন্তু আমাকে অনেক কাজে দিবে আমার মনে হচ্ছে এবং আ বন্ধু বান্ধবের সাথে এই বিষয়ে আসলে আলোচনা করে নেওয়াও কিন্তু আমার জন্য মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। তো আমি আসলে মানে আপনার এই বিষয়গুলো না আ চেষ্টা করে দেখব। আসলে আ মানে দেখব কি দেখা উচিত। তাহলে মানে আমারও মনে হচ্ছে যে, আমার অনেকাংশে আসলে সমস্যার সমাধানটা হয়ে যাবে এবং আমি যেই চিন্তাগুলো আসলে করছিলাম এই চিন্তাটা কিন্তু অত একটা মানে ভালো ও না এটাও বুঝতে পেরেছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত ভালো আসলে পরামর্শগুলো দেওয়ার জন্য।
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। হুম, আসলে আমিও আপনার পরিস্থিতিটা বুঝতে পেরেছি। তবে আমার মনে হচ্ছে আপনিও যদি নিয়মগুলো মেনে চলেন একটা ভালো ফলাফল পাবেন। আপনার জন্য শুভকামনা রইলো।